অবশ্যই। আমার থেকে যেটা মনে হয় যে, আসলে আপনি এসব ব্যাপারে যথেষ্ট চমৎকার বলছেন। আমার কেনো যেন মনে হচ্ছে, আপনি আ বা সৌহার্দ্যপূর্ণ বা সৌভাগ্যপূর্ণ কোন খাবার আছে, যেগুলো আপনি হয়তো প্রতিদিন খান। যার জন্যে এত সুন্দর, সুন্দর চিন্তা আসে। এই যে দেখেন আ গ্রামগঞ্জের মানুষের কথা যে বললেন। এরা আসলে অনেক কষ্টে থাকে এবং সবচেয়ে বড় কথা, টাকা-পয়সা থাকলেও তারা কিন্তু তথ্য জানে না। যে আসলে কোন জায়গাতে গেলে, কোন ডাক্তারটা দেখাবে? শুধু এই কোন ডাক্তারটা, কোনথায় গেলে দেখানো যাবে? বা কোন রোগের জন্য দেখাবো? এই তথ্য বের করতে, করতেও দেখা যায় একটা গ্রামের মানুষের সেই কষ্টের টাকা বা পরিশ্রমের টাকাটা, যদিও টাকা সবারই কষ্টের। তো সেটা আসলে ৳২-৩ লাখ ৳৪ লাখ বা কোনো কোনো ক্ষেত্রে সেটা আরো বেশি হয়ে যায়। তারপর দেখা যায় ৳২০ টাকার একটা ঔষুধ খেয়ে তাই সে ভালো হয়ে গেছে। সো আ তো দেখা যায় তথ্যের একটা সমস্যা আছে। তো আমার মনে হয় যদি তথ্যগুলাকে আরেকটু এভেইলেবল করা যাইত, তাদের কাছে পর্যন্ত পৌঁছানো যেত। তাহলে হয়তো ওই পুরো জিনিসে বেঁচে যাইত। তো একদিক থেকে এভাবেও কিন্তু সহজলভ্য হয়ে যেত, তাই না?
<clears throat> <chuckles> আসলেই। <laughs> জ্বী। অবশ্যই। অবশ্যই। হ্যাঁ, ঠিক বলেছেন। হু, হুম। জ্বী। অবশ্যই, হ্যাঁ। জ্বী, এক জ্বী, একদম সঠিক বলেছেন। <chuckles> জ্বী, একদম সঠিক বলেছেন। ধরুন আপনি যেটা বললেন, এটা একদম খুবই গুরুত্বপূর্ণ কথা। যেমন এখন কিন্তু অনেক কয়েকটা প্ল্যাটফর্ম আছে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে, এই যে অফলাইন যে ক্যাম্পেইন গুলো, এগুলো করা দরকার। বিশেষ করে এই যে আপনার প্রত্যন্ত যে গ্রামগুলো আছে বা যে জায়গাগুলোতে আসলে প্রযুক্তির ছোঁয়া একটু কম। সে জায়গায় আমার মনে হয় যে এই যে, অফলাইন যে ক্যাম্পেইন গুলো থাকে বা বিভিন্ন ধরণের যে আপনার যা মানে, ওই প্লাটফর্ম থেকে এসে বিভিন্ন ধরনের মানুষকে ফ্রি সেবা দিয়ে, তাদের যে ম মার্কেটিং বা ধরুন এই এ্যাপ টার যে কথা মানুষকে জানাচ্ছে। এগুলোও কিন্তু করা যেতে পারে, আমার মনে হয়।
হু। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এটা করা যেতেই পারে। এটা করা যেতে পারে। অবশ্যই, অবশ্যই। তো স্বাস্থ্য সেবা সম্পর্কে পুরো পৃথিবীর মানুষ সচেতন হোক। পুরো পৃথিবীর মানুষের মধ্যে স্বাস্থ্য আ নিয়ে আসলে যে, নেতিবাচক ব্যাপারগুলো আসুক, আ সেই কামনা করছি। আর আপনি স্বাস্থ্য সেবা সম্পর্কে যা, যা বলছিলেন। এই পুরো জিনিসটা শোনার পর মনে হচ্ছে যে, আমার নিজেরও স্বাস্থ্যের প্রতি যত্ন বা খেয়াল করা উচিত। আপনি অনেক ভালো বলছেন।
জ্বী। জ্বী, সেটাই আশা করে হু। হু, হু। অবশ্যই। <chuckles> আসলে আমাদের সবারই যত্ন নেওয়া দরকার। জ্বী, আপনি অনেক ভালো বলেছেন। কথা বলে অনেক কিছু, অনে মানে অনেক ভালো লাগলো। তো আশা করছি হয়তো এ এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, আবার আপনার সাথে কথা হবে <chuckles> জ্বী, জ্বী, ভালো থাকবেন। ধন্যবাদ, আপনিও অসুস্থ থাকবেন।
কথা আপনার সাথে আরো হবে এবং সে পর্যন্ত ভালো থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকবেন।